আ সম্প্রতি বেশ কিছু বিষয় নিয়ে আমি অনেক চিন্তিতই বলা যেতে পারে। বিষয়গুলো বেশ জটিল এবং আমাকে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্য দিয়ে দিনগুলো পার করতে হচ্ছে। আমি খুব করে চাইছিলাম যেন এই সমস্যাটা থেকে আমি খুব দ্রুত বের হয়ে আসতে পারি কিন্তু বের হওয়ানোর কোনো আসলে পথ খুঁজে পাচ্ছিলাম না। কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। আমার যে কি করা উচিত? সেটাও আমি বুঝে উঠতে পারছি না। তো সব মিলে বলা চলে যে দিনগুলো বেশ খারাপই যাচ্ছে। আমি চেষ্টা করে দেখেছিলাম যে কয়েকজনের সাথে বিষয়টা নিয়ে পরামর্শ করার বা, একটু আলোচনাও করে দেখেছিলাম কিন্তু তেমন একটা ভালো ফলাফল আমি পাইনি। আ কেউ তেমন একটা গুরুত্ব দিচ্ছে না বা, বিষয়টা নিয়ে কেউ তেমন কোনো একটা সুন্দর পরামর্শও আমাকে দিতে পারছে না। তো সব মিলে বলা যেতে পারে আমি অনেকটা হতাশায় ভুগছি এবং আ দিন শেষে দেখা যাচ্ছে যে চিন্তাটাই আমার মাথার মধ্যে বারবার চলে আসছে। তো আপনার সাথে যেহেতু কথা বলছি তো আপ আমার কাছে মনে হয় যে আপনার সাথে বিষয়টা শেয়ার করা যেতে পারে এবং আপনার কাছে অনুরোধই বলতে পারেন যে আপনি এই বিষয়টা নিয়ে আমাকে একটু সাহায্য করতে পারবেন কিনা?
হুম। জি, আপনাকে ধন্যবাদ যে আপনি আমার সাথে মানে পরামর্শ করার জন্য নির্ধারণ করেছেন। তো আমি আসলে বুঝতে চা জানতে চাচ্ছিলাম যে এই যে আপনি একটু সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন, যেটি আপনার কণ্ঠস্বর শুনেই বুঝা যাচ্ছে। তো আপনার সমস্যাটা যদি আমাকে একটু খুলে বলতেন যে আসলে আপনার কি সমস্যা? সেটি বললে হয়তো এই দিক নির্দেশনামূলক কিছু আলোচনা করা সহজ হত। বিষয়টা একটু আমাকে বুঝিয়ে বলুন তো।
জি, অবশ্যই আমি চেষ্টা করব আপনার সাথে বিষয়টা নিয়ে খোলা-মেলা আলোচনা করার। তো সেক্ষেত্রে বিষয়টা বেশ জটিলই আমার কাছে। আ এমনটা হচ্ছে যে এটা আসলে আমার নিজের জীবনে, ব্যক্তি জীবনের সাথে সম্পর্কিত। তো দেখা যাচ্ছে যে একটা পর্যায় পর্যন্ত আমি একটা নিয়মের মধ্যে ছিলাম এবং আ একটা নিয়মের মধ্যে থেকে আসলে একটা স্বাস্থ্যকর জীবন যাপন করতাম। কিন্তু যখন একটু বড় হলাম, আসলে বাসা থেকে বেরিয়ে আসলাম বা পড়াশোনা এবং চাকরির খাতিরে যখন আমি একটা ভিন্ন শহরে আসলাম তখন দেখা যায় যে আ আমাকে গাইড করার মতো বা, আসলে প্রত্যেকটা বিষয়ে কথা বা, বিষয়গুলো নিয়ে আসলে আ হাতে-কলমে দেখিয়ে দেওয়ার মতো কেউ থাকে না। যেহেতু আমি একা, একা একটা শহরে থাকি, আর নিজের মতো থাকি। তো নিজের যে প্রতিদিনীয়ত কাজ বা নিজের যে একটা প্রতিদিনের একটা রুটিন সেটা কিন্তু নিজের মতোই হয়ে গিয়েছে। দেখা যেত যে যখন আমি আসলে বাসায় থাকতাম আ তখন সকালে আসলে ঘুম থেকে উ খুব তাড়াতাড়ি উঠে যেতাম। বেশি বেলা করে ঘুমালে অনেক সময় বাবা-মা এসে বকা-ঝকা করত। বা আ সময়মতো খাওয়া-দাওয়া করা, সময় মতো ঘুমানো অ্যা নির্দিষ্ট কিছু কাজ করা বা শারীরিক ব্যায়াম করা অথবা অতিরিক্ত সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে দূরে রাখা এই বিষয়গুলো একটা সময় ছিল। কিন্তু এখন কেন জানি না এই যে নিজের ভিতরে একটা আ যে একটা পরিবর্তন। এই পরিবর্তনের কারণে আসলে একটা আ স্বাস্থ্যকর জীবনযাপন আমি করতে পারছি না। দেখা যাচ্ছে। যে বেলা করে ঘুম থেকে উঠছি। আ দুপুরের খাওয়া হয়তো খেতে, খেতে দেখা যায় বিকাল হয়ে যায়। অনেক সময় রাত্রে না খেয়ে ঘুমিয়ে পড়ছি। বা দেখা যায় বেশিরভাগ সময় আসলে ফোনে স্ক্রিনে কাটাচ্ছি। অ্যা পড়াশোনা করছি না বা নিজের জীবনকে নিয়ে আসলে কোন কিছুই করতে পারছি না। তো এই যে একটা, আমার জীবনের যে একটা আ ধারাবাহিকতা ছিল সেটা কিন্তু আমার অনেকটা নষ্ট হয়ে গিয়েছে। পাশাপাশি এমন বিষয়ও আমার সাথে ঘটছে যে আ কিছু নতুন বন্ধু-বান্ধবের সাথে আসলে আ বাজে কাজকর্মতেও আমি লিপ্ত হয়ে যাচ্ছি। বা আমার মধ্যে যে একটা সততা ছিল, সে সততাও দিন, দিন আমি হারিয়ে ফেলছি। তো সবকিছু মিলে আমার কাছে মনে হয় যে না আমি খুব আ বাজে একটা সময় পার করছি এবং এখান থেকে আমার বেরিয়ে আসাটা দরকার। কিন্তু কিভাবে কি করব সেটাই বুঝে উঠতে পারছি না।
হুম। জ্বী। এ পর্যায়ে আলোচনা শুরু করার পূর্বে আমি আপনার কাছ থেকে দুটি জিনিস জানতে চাচ্ছি। ১ হলো আপনার খাদ্য অভ্যাস, অ্যা খাদ্য অভ্যাস প্রধান বাধাগুলো কি? আর দ্বিতীয়ত হলো যে আপনার আ ওজন বৃদ্ধি কেমন হচ্ছে বা আপনি ব্যায়াম করেন কিনা?
আ যদি আমি খাদ্য অভ্যাসের কথা বলি, তো সেক্ষেত্রে আমি কোনো রুটিন মেনে চলি না বা আ আসলে কে স্বাস্থ্যকর খাবার যে আমার প্রতিনিয়ত খাওয়া উচিত বা সে ধরনের কোনো বিষয় বা পুষ্টিকর খাবার খাওয়া উচিত। সে ধরনের কোনো বিষয় আমার মধ্যে নেই। না অনেক সময় দেখা যাচ্ছে যে আমি সকালে আ দিনের পর দিন আসলে সকালে নাস্তাও করছি না। আ রাতের পর রাত জেগে থাকছি, ভোরবেলা ঘুমাচ্ছি। আ দেখা যায় যে ঘুম থেকে উঠছি ১২ঃ০০, ১ঃ০০ র দিকে। উঠে হয়তো গোসল করে আ দুপুরের খাবার খেয়ে আ খেতে, খেতে দেখা যায় যে ৩ঃ০০, ৪ঃ০০ বেজে যায়। আবার হয়তো নিজের আপন মনে ছুটে চলেছি। আবার আ রাতের যে খাবারটা, সেই খাবারটা দেখা যায় যে হয়তো আ ১২ঃ০০, ১ঃ০০, ২ঃ০০ অনেক সময় বেজে যায়। তো এই যে প্রতিনিয়ত যে একটা অভ্যাসের আ ঘাটতি বা এই যে একটা আসলে নিয়মের বহির্ভূত যে একটা কাজ আমি করে যাচ্ছি, সেটা আমাকে শারীরিকভাবে অনেকটা দুর্বল করছে। তো যে উম খাবারের ক্ষেত্রে আসলে যদি বলি যে তেমন একটা আ বাছাই কৃত খাবার আ খাই না বা স্বাস্থ্যকর কোনো খাবারও অনেক সময় খাই না। দেখা যায় যে হাতের কাছে যেটা পেয়ে যাচ্ছি সেটা খেয়ে নিচ্ছি। অনেক সময় আ বাহিরে গিয়ে দেখা যায় যে ভাজাপোড়া বা তৈলাক্ত যে খাবারগুলা বা ফাস্ট ফুড এর অতিরিক্ত খাওয়া আ এগুলো খেয়ে যাচ্ছি। তো শারীরিক ওজন বৃদ্ধির ক্ষেত্রে যদি আমি আসি সেক্ষেত্রে দেখা যায় যে আ তেমন একটা পরিবর্তন লক্ষ্য করছি না। কিন্তু নিজের ভেতরে কিছুটা দুর্বলতা অনুভব করছি। বা আগে আসলে যে শারীরিকভাবে যতটা সক্ষম ছিলাম বা আমার মধ্য একটা আ শক্তি ছিল সে শক্তিটাও দিন, দিন হারিয়ে ফেলছি।
হুম। জ্বী ,জ্বী। উ জি। হুম। হু। হুম। জ্বী, আমি বুঝতে পারতেছি। আ আমি আপনাকে কয়েকটি টিপস দিচ্ছি, কয়েকটি আলোচনা বিষয় নিয়ে আলোচনা করতেছি। আমি আশা রাখি যে এইভাবে যদি আপনি চলার চেষ্টা করেন তাহলে আপনার সমস্যাগুলো আপনি স অনেকটা সমাধান হয়ে যাবে। আ আপনার ক্ষেত্রে ১ম যেটি হচ্ছে যে, আপনি ঘুমের প্রতি মোটেও সচেতন না। আ রাতে ঘুম যাওয়ার পূর্বে আপনি যতটা পারেন মোবাইল ফোনটা একটু কম ব্যবহার করবেন। আ যদি আপনাকে একান্ত ব্যবহার করতেই হয়, সেক্ষেত্রে আপনি খাবার পূর্বে মোবাইল ফোনটি ব্যবহার করবেন। রাতে খাওয়ার পর আ আপনি বিছানায় যখন যাবেন, তারপর আর মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকবেন। বিশেষ ক্ষেত্রে যদি আপনাকে দেখতে হয় যে, ঘুম আসতেছে না, সেক্ষেত্রে আপনি মোবাইলে একটা আ অটো অফ অন শিডিউল আছে; সেই অটো অফ অন শিডিউল টি অন করে দিয়ে, আপনি একটি গান লাগিয়ে দিয়ে ঘুমানোর চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে ২, ১ টা গান বাজার পরেই আপনার ঘুমও চলে আসবে এবং আপনার মোবাইল ফোনও বন্ধ হয়ে যাবে।
হু, হু। হু, হু। আচ্ছা।
এবং সকাল, সকাল আপনি উঠার চেষ্টা করবেন। সকালবেলা উঠে আপনি পারতপক্ষে চেষ্টা করবেন একটু ব্যায়াম করার। অ্যাঁ হয়তো বাইরে একটু হাঁটাচলা করলেন জোরে অথবা একটু দৌড় দিলেন এবং বাসায় এসে শারীরিক কসরতগুলো করার চেষ্টা করবেন। ওই পরিমাণ ব্যায়াম করার চেষ্টা করবেন যেন, আপনার শরীর থেকে ঘাম ঝরে। এবং এরপর আপনি প্রয়োজন অনুপাতে খাবার খাবেন এবং আপনার কার্য যে দিবসগুলো যথারীতি আপনি যথাসময়ে কাজের মধ্যে মনোনিবেশ করবেন। এর ফলে হবে কী, অ্যা আপনার শরীরের মধ্যে কিন্তু একটা মানে যে মানসিক যে একটা অ্যা উৎফুল্লতা সেটি বৃদ্ধি পাবে। কাজের ক্ষেত্রেও আপনার খুব সুন্দর একটি মনোনিবেশ হবে এবং দীর্ঘ সময় ধরে কিন্তু আপনি কাজ করবেন না। কাজের মধ্যে হালকা বিরতি দিবেন। দুপুরের খাবারটি যথাসময়ে খাবেন। আবার পরবর্তী কাজে যেয়ে আপনার দুটো থেকে ১ বার ৫ টা এর মধ্যে একবার বিরতি দিবেন। এবং প্রতি বিরতিতে আপনি চেষ্টা করবেন তরল খাবার গ্রহণ করা। আপনি যদি এই বিষয়গুলোকে এভাবে ভাবেন, তাহলে আমার মনে হয় যে এই বিষয়টি থেকে বেরিয়ে আসা সম্ভব। এবং আপনি আরো একটি কথা বলছিলেন যে, খাবারের প্রতি আপনার কোন আ শৃঙ্খলা নেই। আপনি পারতপক্ষে চেষ্টা করবেন যেহেতু আপনার আ ঠিকমতো ঘুম হচ্ছে না বা ওজন বৃদ্ধির মতো একটি আশঙ্কা হয়ে থাকতেছে। সেক্ষেত্রে তৈলাক্ত খাবারগুলো যথাসম্ভব একটু পরিহার করা। যে শবার খাবারগুলো অতিরিক্ত ভারী। যেমন ধরেন যে ভাত, রুটি বা এই জাতীয় যে খাবারগুলো সেগুলো একটু কম খেয়ে পুষ্টিকর খাবারগুলো গ্রহণ করবেন। ফাস্ট ফুড এর প্রতি আপনার একটি ঝুঁকি আছে অ্যাঁ বা আপনার একটি বিশেষ চাহিদা আছে। আসলে হয় কি ফাস্ট ফুড গুলো তো আ খুব মুখরোচক খাবার। অ্যাঁ এগুলো তো খেতে ভালোই লাগে। কিন্তু এর যে পার্শ্বপ্রতিক্রিয়া সেটি আমাদের মধ্যে আ বিদ্যমান নেই বা আমরা অনেকে এই বিষয়ে কোন গুরুত্বই দেই না। আপনি এই বিষয়গুলোকে যদি একটু মানে মানে একটি ছোট আকারে একটি লিস্ট করে নেন বা একটা রুটিন করে নিয়ে; ছোট, ছোট প্রক্রিয়ায় ভাগ করেন তাহলে আমার মনে হয় যে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। আর অনেক যে বিষয়গুলো অভ্যাস হয়ে গেছে সেগুলো থেকে তো আর একবারে বেরিয়ে আসা সম্ভব নয়। সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন হয়তো, আ অল্প, অল্প করে এই বিষয়টাকে কিভাবে আয়ত্ত করা যায়। আমার মনে হচ্ছে যে এভাবে যদি আপনি চেষ্টা করেন, আপনার এই সমস্যা থেকে আপনি খুব সহজে এবং খুব সুন্দরভাবে বেরিয়ে আসতে পারবেন। আপনার কি মনে হয় এটি করা সম্ভব?
হু, হু। হু, হু। হু, হু। হুম, হুম। জ্বী। জ্বী। জী, অবশ্যই। আ এটি করা সম্ভব। কারণ আমি যেহেতু প্রতিনিয়ত, একটা আ আসলে খারাপ অভ্যাসের ভিতর দিয়ে যাচ্ছি। যেটা কিনা আমাকে আ শারীরিকভাবেও কিছুটা দুর্বল করছে। পাশাপাশি আমার যে জীবন যাত্রার যে একটা স্বাস্থ্যকর বিষয় ছিল। সেটা থেকেও আমাকে আসলে বিরত রাখছে। তো আমার কাছে মনে হচ্ছে, আপনি বেশ যথার্থই বলেছেন। এবং আপনার কথাগুলো বেশ যুক্তিযুক্ত। আ এভাবে যদি আমি চেষ্টা করে দেখি। সেক্ষেত্রে আপনি যেটা বলছিলেন, যে আ শারীরিক ব্যায়ামের কথা। যে সকালে ঘুম থেকে উঠে, আসলে যদি আমি একটু শারীরিক ব্যায়াম করি। <clears throat> সেক্ষেত্রে আমার যে আ শরীরে যে একটা সক্ষমতা, সেটা কিছুটা বৃদ্ধি পাবে। আ পাশাপাশি খাবারের অভ্যাসের ক্ষেত্রে, আসলে আ নিয়মিত খাওয়া বা একটা আ সময় মতো আসলে খাওয়াটা খুব জরুরী। এবং আপনি আরও একটা গুরুত্বপূর্ণ কথা বললেন। যে আ ফাস্ট ফুড থেকে আসলে নিজেকে একটু দূরে রাখা। আ এটা বেশ আ আ সুন্দর বলেছেন। যে ফাস্ট ফুড কিন্তু আমাদের মধ্যে একটা আ পার্শ্বপ্রতিক্রিয়া সৃষ্টি করে। যেটা কিনা আমরা বুঝতে পারি না। আ কিন্তু এটা মুখরোচক হওয়ার কারণে, দেখা যাচ্ছে, যে আমরা এই খাবারের প্রতি আসলে আগ্রহটা বেশি দেখাই। কিন্তু একটা পর্যায়ে গিয়ে এটাই আমাদের স্বাস্থ্য ঝুঁকিতে পরিণত করে বলে আমারও মনে হয়। তো আপনি বেশ আ সুন্দর একটা পরামর্শ দিলেন। তো আমার কাছেও মনে হচ্ছে যে, না। আমি যদি আ নিজেকে একটা নিয়মের ভিতরে নিয়ে আসি বা আমার যে ঘুমের বিষয়টা। আ পরিমিত ঘুম বা আসলে একটা আ আ সুন্দর রুটিন করে, যদি আমি সকাল থেকে রাত পর্যন্ত নিজের জীবনটাকে নতুনভাবে সাজিয়ে নিই। সেক্ষেত্রে আমার যে এই যে একটা অস্বাস্থ্যকর আ অভ্যাস এবং আমি যে প্রতিনিয়ত আ মানসিক চাপ এবং শারীরিকভাবে আসলে দুর্বলতায় ভুগছিলাম। তো সেটা থেকে কিছুটা আ হয়তোবা আমি রেহাই পাবো বলে, আশা করছি। তো আপনার কাছে ছোট্ট একটা পরামর্শও চাইবো। যে এই যে খাবারের বিষয়টা, সেই খাবারের বিষয়ে আসলে আ সকালে কি ধরনের খাবার? বা দুপুরে বা রাতে আসলে আ কি ধরনের খাবার খেলে, খুব দ্রুত আসলে আমার শরীর স্বাস্থ্য ভালো হবে বা আমি আ পূর্বের মতো আসলে শক্তি অনুভব করব?
জ্বি। জ্বি। হ্যাঁ। হ্যাঁ। জ্বী, স্বাস্থ্য যদি আপনার ঠিক থাকে, ওজন যদি বৃদ্ধির আশংকা কম থাকে বা ওজন স্বাভাবিক থেকে থাকে, তাহলে আপনি যেটি করতে পারেন, সেটি হলো যে সকালবেলা আপনি ভারী খাবার খাবেন। সকালবেলা ব্যায়াম করে আসার পর আপনি যথাসম্ভব একটু ভারী খাবার খাবেন। দুপুরবেলা আপনি উম পূর্বে হয়তো ২.৫০ থেকে ৩ প্লেট ভাত খেতেন, সেটি এখন ১.৫ থেকে ২ প্লেটের মতোই সীমাবদ্ধ রাখবেন, এর বেশি ভাত খাবেন না। এবং রাতের বেলা আপনি পারতপক্ষে চেষ্টা করবেন একটু শুকনো খাবার খাওয়ার, অতিরিক্ত পরিমাণে ভারী খাবার না খাওয়ার। হয়তো শুকনো খাবার বলতে ধরে নিলেন, একটু লুডুস খেলেন, আ হয়তো একটু বিস্কিট খেলেন, অথ অথবা আ কোনো একটা পাউরুটি স্বল্প পরিমাণে খেলেন। আ রাতে আপনি ভারী খাবার গ্রহণ না করাটাই উত্তম হবে। এরপরে হবে কি? আপনার শরীরের মধ্যে এক ধরনের অ্যা যে মোটা হওয়া বা তৈলাক্ত জমার যে প্রভাব যে একটি থাকে, সেটি কিন্তু ধীরে, ধীরে কমিয়ে আসবে। অ্যা এবং এপর্যায়ে আপনার স্বাস্থ্যগতিও ভালো থাকবে। উম যেহেতু আপনি সকালবেলা আবার ব্যায়ামে যাচ্ছেন, যার কারণে আপনার যে স্বাস্থ্যক্ষতিক বা কোনো ধরণের ত্রুটিও থেকে থাকে? সেটিও কিন্তু আপনার স্বাস্থ্য গঠনে যথারথভাবে অ্যা প্রক্রিয়ার মাধ্যমে সেটিও সুসম্পন্ন হবে। অ্যা এবং তৈলাক্ত খাবার তো খাবেনই না। আসলে হয় কি? আমরা যখন অতিরিক্ত পরিমাণে তৈলাক্ত খাবারগুলো গ্রহণ করি, এর মাধ্যমে যে ক্যা মানে এ প্রোটিন গুলো আমাদের শরীরে হয়, আ সেই ক্যালোরিটি আমাদের শরীরে জমা হয়ে গেলে, আমরা কিন্তু পরবর্তীতে সময়ে যেহেতু আমরা কোনো ভারী কাজ করি না বা পরিশ্রমের কাজ করি না, এই ক্যালোরি শরীরে জমা হয়ে গিয়ে, আমাদের ওজনটাকে বৃদ্ধি করে। এবং এর ফলে শরীরে বিভিন্ন ধরনের রোগের এ উ বাসা বাধতে শুরু করে। বিশেষ করে এই অবস্থায়, যদি কোনোভাবে আপনার ডায়াবেটিকস ধরে যায়? সেটি থেকে সম্পূর্ণভাবে বেরিয়ে আসা খুব দুঃসাধ্য একটি বিষয় হয়ে যায়। আপনি একটু চিন্তা করে দেখুন, এভাবে চেষ্টা করুন, আমার মনে হয় যে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন।
হুম, হুম। জ্বী। হুম, হু। জ্বী, আমার কাছেও <clears throat> বেশ ভালো লেগেছে, আপনি খুব সুন্দর পরামর্শ দিলেন এবং আমি প্রতিদিন আসলে চেষ্টা করে দেখবো যে, আপনার প্রত্যেকটা কথা মেনে চলার। সেক্ষেত্রে আমারও মনে হয় যে, এই সমস্যাটি থেকে আমি বেশ দ্রুত নিস্তার পাবো। তো আপনি আপনার মূল্যবান সময় থেকে আমাকে বেশ কিছুটা সময় দিলেন এবং আমার সমস্যাগুলো বুঝে, আমাকে একটা সুন্দর পরামর্শ দিলেন। তো আমার কাছে বেশ ভালো লাগছে যে, <clears throat> আমি হয়তো আমার যে মানসিক সমস্যাটা বা যে একটা শারীরিক আ দুর্বলতায় ভুগছিলাম, এটা খুব দ্রুত কাটিয়ে উঠতে পারবো। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন আপনি, আপনার জন্য অসংখ্য শুভকামনা।
জ্বী, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আশা রাখি এভাবে চলার চেষ্টা করলে আপনি আপনার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। ভালো থাকবেন আপনিও।